বলতেই হয় কিংবা আমি ধরেন, ধরে রাখি না। আ মানে কোন কিছু। তখন মনে হয় আচ্ছা থাক। মানে ধরে রাখলে হয় কি? মানে ধরেন একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। ধরেন একটা এরকম আছে যেটাতে আসলে ছেলে ছাড়া কেউ নিয়ে যাবে না। কিংবা আমি ফোন কলটা না করে দিলে কেউ করে দিবে না। তখন আমার খুব খারাপ লাগে। তখন আমি বলি আচ্ছা থাক। কি করব? বলে মানে বাদ দেই। তো তখন উনিও দেখি বুঝা যায় উনার মানে ইয়াটাও দেখি যে এমন যদি করে যে খুব এক্কেবারে আমাকে মানে অ্যাট attitude দিচ্ছে। তখন ব্যাপারটা different কিন্তু দেখি যে আসলে একটু যদি উনি উনার সাইড থেকে সফট দেখি, তাহলে আমি জাস্ট নরমাল করে কথা বলে ফেলি। কারণ আমি জানি যে
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। এমনিতে, এমনিতে কি একটু ফরমাল, ই ফরমাল থাকারই চেষ্টা করেন বেশি? যে একটু ফরমাল থাকলাম যাতে কোন আ ঝামেলা না ঝামেলায় না পড়তে হয়। এই ঝামেলা যাতে এড়িয়ে চলে যায়?
১ম, ১ম, না ১ম, ১ম, সেটা। অ্যা ১ম, ১ম, থাকতাম। এখন আর কোন ফরমাল-টরমাল কিছু নাই আসলে। যেটা আসে মুখে যেভাবে আসে যেভাবে বলে ফেলি। মানে হাসতে হাসতেই বলি যেহেতু মানে উনি উনার সাইড থেকে চেষ্টা করে। কারণ উনি দেখে যে এমন একটা country তে আছি যেখানে ভুলেও কেউ একসাথে জীবনেও মানুষের এখানে প্রাইভেসির অনেক মূল্য দেয়। এখানে জীবনেও কেউ একসাথে থাকবে না। impossible তো আম যেই মানুষটা তার মানে definitely ভালো একটা চাকরি করছে। তার এখানে থাকার কোন, কোন ধরনের প্রয়োজন নাই। যার <chuckles> চাইলেই ধরেন হাজার, হাজার ফ্রেন্ডস বানাতে পারত। মানে যেখানে একটা lifestyle যেটা উনার নিজের সন্তানরা কর মানে করে এসেছে বা দেখে এসেছে। ও ওটার থেকে অনেক ধ অন্য ধরনের lifestyle আমি lead করতে পারতাম। কারণ আমার কোন বাধা ধরার নিয়ম নাই। আমার প্যারেন্টস এর থেকেও ছিল না। উনাদের থেকেও কোন ধরনের কেউ ছিলো না। মানে আমি কি করছি না করছি। আমি কি আমার ধর্ম, আমার কর্ম সবকিছু আমার নিজের। এখানে আমাকে কেউ বাধা দেয় নাই কিংবা বলে নাই এটা ক
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। জি। হুম মানে আপনার নিজের অবস্থানটাও আপনি পরিষ্কার করে দিয়েছেন যে, কতটুকু আসলে আপনি করতে পারতেন কিং কিন্তু কা করার সেই সুযোগটা থাকা সত্ত্বেও আপনি করেননি। আ আপনি সেই সুযোগটা নেননি। তো আপনি আপনার জায়গাটা থেকেই সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করেছেন। তো আমরা তো আসলে এই যে আপনি যেটা বললেন যে আপনার আম শ্বশুর বাড়িতে এ হচ্ছে গিয়ে আপনি দেশের বাইরে থাকেন। সেখানেই আপনি শ্বশুর-শাশুড়ির সা সঙ্গে থাকেন। কিন্তু আমাদের দেশে যারা, মানে বাংলাদেশী আ কা আ কালচার এ যেই ঘটনাগুলো ঘটে থাকে, শ্বশুর-শাশুড়ির সাথে যারা থাকে বা দূরেও যারা থাকে অনেক ক্ষেত্রেই শ্বশুর-শাশুড়ি তাদের সাথে অ্যা ঝামেলা করে থাকে। বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে একটু তিলকে তাল বানিয়ে ফেলে। তো সেই মানে এ ধরনের কি কারো মানে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের এরকম কোন অভিজ্ঞতা আপনার জানা আছে যেটা আপনি শেয়ার করতে চান?
হুম। হুম, মানে আমি করিনি, সেটাই আমি বল জি, হ্যাঁ। উমহ জি। জি। হুম। একদম। হুম। জি। হুম। জি। জি। একদম, একদম। হুম।